ও! খুবই, খুবই মজার একটা প্রশ্ন করেছেন আপনি <chuckles> এবং অনেক চিন্তার বিষয় আসলে। কারণ, আম <smacks lips> হ্যাঁ, রহস্য না? আমার কাছে মনে হয় আমি রহস্য যেটা বের করতাম যে, মেয়েরা কেনো আসলে
উম, হু। উম। হুম।
কোনো বিষয়ে
হুম।
হ্যাপি নয়। মানে অ্যাকচুয়ালি আমি হ্যাপিটা ওইভাবে বোঝাতে চাচ্ছি না যে, ওদেরকে অনেক, অনেক কিছু information provide করলে ওরা satisfied হয় না। মানে আমার ক্ষেত্রে এমনটা ঘটেছে, সেটাই আমি বললাম। তো আমার কাছে মনে হয় এই ধরনের কোনো একটা গবেষণার যদি বই পাওয়া যেত। আমি জানি যে, এর যের বই হাজার পেজে, হাজার মানে মিলিয়ন পেজের দিলেও শেষ হবে না। <chuckles> তো আমার কাছে মনে হয় এই ধরনের কোনো একটা কিছু আমি Sherlock Holmes-কে বলতাম যে, এরকম কোনো একটা solution দিয়ে দাও। <chuckles>
উম আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। <chuckles> আচ্ছা, আচ্ছা। হুম। আ। আচ্ছা, আচ্ছা। তো Sherlock Holmes তো মানে এই খাতে সে তো খুবই দুর্বল। সে তো আজীবন চিরকুমার ছিল। তো সে বলবে, "না, না বাবা আমি এবার পরাস্ত হলাম। আমি পারব না তোমাকে কোনো সমাধান দিতে।" আর আমার ক্ষেত্রে আমি
জি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। <chuckles> জি।
এর কী সমাধান করতে চাইতাম? কীভাবে বেশি, বেশি টাকা পাওয়া যায়, এই রহস্য।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমার মনে হয় না যে Sherlock Holmes এই ধরনের কোনো রহস্যর সমাধান দিতে পারত। কিন্তু আমি
<chuckles> হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমি হলে হতাম আরকি। করতাম আরকি।
বাহ! But আমি হচ্ছে seriously এতক্ষণ keep করলাম। But হচ্ছে আমার যদি আপনার
উম হু।
<smacks lips> সত্যি কোনো রহস্যের সমাধান করতে জিজ্ঞাসা করা হতো ওকে, আমি একটা জিনিস জিজ্ঞাসা করতাম যে, আমাদের যে একাডেমিক একটা ফ্লো
হুম। হুম।
একাডেমিক ফ্লোটা অ্যাকচুয়ালি কেনো বাংলাদেশের মধ্যে অ্যাম আপনার শুধুমাত্র তত্ত্বীয় বিষয়গুলো পড়ানো হয় এবং টিচারদেরকে বহুত বোঝানোর পরেও কেনো ওরা টোটাল প্র্যাকটিক্যাল ফর্মে যায় না? এই জিনিসটা হয়তোবা আমার কাছে মনে
আচ্ছা। হুম। হু, হুম। হ্যাঁ, এটাও শা এটাও মানে Sherlock Holmes-এর বুদ্ধিতে solve করা সম্ভব হতো না। এত জটিল সমস্যা, এত, এত চিরন্তনী সমস্যা। আচ্ছা, আপনি অনেক তো হ্যারি মানে গোয়েন্দা গল্প, অনেক তো জাদু হলো, এবার আমরা একটু হচ্ছে সামাজিক উপন্যাস। আপনি, আপনি তো আ মানে Elizabeth Bennet-কে চিনেনই, তাই না? ও হচ্ছে গিয়ে আপনার Pride and Pred উম Prejudice -এর নায়িকা। তো হচ্ছে ওকে নিয়ে মানে আপনার আ আ কী মনে হয়?
হ্যাঁ। <chuckles> হ্যাঁ। জি। হ্যাঁ। জি। উম। আচ্ছা।